আ ইদানিং কালে যেটা হয় বিভিন্ন স মানে মি সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন যে এই ধরনের থ্রিফট প্রোডাক্ট এর জন্য জ অ বিভিন্ন আ পেইজ আছে। যেমন ধরুন যে আ কিছু পেইজ আছে যে যারা পুরনো শাড়ি পুরনো গ আ এমনও হতে পারে গামছা, এমনও হতে পারে টাওয়েল হ্যাঁ? এগুলা হচ্ছে ওরা মানে উ দ দেয় ছবি যে এই জিনিসগুলো যদি কেউ নিতে চায় আমার বাসায় এসে নিয়ে যেতে পারবে। মানে ফ্রিতেই দিয়ে দেয়। হ্যাঁ? তো হ্যাঁ পুরোনো হ্যাঁ, হ্যাঁ যারা থ্রিফটিং এর কাজ করে তারা কিন্তু এই এই পেজ গুলোর সাথে যুক্ত থাকে। তখন যেটা মানে আমিও করি সেটা, সেটা হচ্ছে আমি যারা এগুলা দিয়ে দিতে চায় তাদের কাছ থেকে গিয়ে আমি সংগ্রহ করে নিয়ে আসি। হ্যাঁ? সংগ্রহ করে নিয়ে আসা
আচ্ছা, ওই পুরানো কাপড়, তাই না? আচ্ছা, আচ্ছা, তারপরে? বাহ! এটা আচ্ছা যে আরেকটা ব্যাপার আ একটু জানতে চাচ্ছিলাম যে যারা আসলে এটা আ দিতে চাচ্ছে। তো বোঝা যায় কি যে তারা কিন্তু একটু গরিব মানুষকে দিতে চাচ্ছে যে যারা আসলে আ ইউস করতে পারবে। এই ধরনের মানুষকে কিন্তু দেওয়ার জন্য পোস্ট করে। তো সেখানে আপনি গেলেন বা এ এটা কি আসলে মানে কোনো লজ্জার ব্যাপার না কেমন কী?
হুম। হু, হু, হুম। হু, হুম। হুম, হুম। না, না <chuckles> ব্যাপারটা না, না, না, না, না। এই ব্যাপারটা যেটা বললাম, থ্রিফটিং পেজ কিন্তু ওগুলো। থ্রিফটিং পেজ মানেই হচ্ছে যারা ক্রাফটিং এর কাজ করতে চায়, এইসব পুরোনো প্রোডাক্ট নিয়ে তাদের জন্যই কিন্তু দেয়। মানে এ ওই প্রোডাক্ট গুলো এমন থাকে যে আসলে আ কেউ আবার পড়তে পারবে না আরকি। হ্যাঁ, কেউ আবার পড়তে পড়ার মতো ব যোগ্য ওরকম না। কিন্তু ওগুলোকে কেটে নতুন কোনো কিছু তৈরী করা যায়। তো ওই ধরনের প্রোডাক্ট গুলো আসলে ওনারা যেটা করে যে থিফটিং পেজ গুলোতে দেয়। তো ওখান থেকে যারা আমরা এই ধরনের ক্রাফট এর কাজগুলো করতে চাই তারা আমরা ওখান থেকেই সংগ্রহ করতে পারি। তো সেক্ষেত্রে যেটা হয় যে টাকা-পয়সা খরচ হয় না কিন্তু আপনি আপনার রও ম্যাটেরিয়ালস টা কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ? সেক্ষেত্রে যদি কেউ এটাকে আ হ্যাঁ, প্রফেশনালই নিতে চায় সেক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট টা খুবই কম। হুম? আপনি আপনার রও ম্যাটেরিয়ালস টা যখন একদমই
ও আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। বাহ! সুন্দর বলেছেন। জ্বী, জ্বী, জ্বী। মানে অল্প ইনভেস্টমেন্ট থেকে দেখা গেল যে ভালো একটা আ মানে প্রোডাক্ট যদি তৈরি করতে পারেন বা তৈরি করা সম্ভব হয় তাহলে দেখা যাবে যে এটা বিক্রি করে ভালো আর্ন করা যেতে পারে। আর হচ্ছে যে এ আপনারা যারা শখ এ তৈরি করলেন কিছু আবার শখের ইউসার ও পাওয়া যাবে। তাই না? তারা এই ধরনের জিনিস হয়তো সবাই পছন্দ করবে না ব্যবহার করতে। হু, কিন্তু পাওয়া যাবে।
হুম, হুম, হুম। হু, হুম। হু, হু। হুম। অবশ্যই, অবশ্যই। হু, হুম। হুম, হুম একদম। প্রচুর, প্রচুর। না, প্রচুর মানুষ আছে কিন্তু এখন এসবের। মানে প্রচুর মানুষ এসব জিনিস কেনে। আপনি যখন ওই জিনিসটাকে একটা নতুন রূপ দিবেন, ধরুন আমি একটা জামদানি শাড়ি কারো কাছ থেকে পেলাম। সেটা দিয়ে যদি আমি কোনো একটা জুয়েলারি বানাই সে কিন্তু জানবেই না যে এটা আমি কোনো পুরোনো জামদানি শাড়ি থেকে বানিয়েছি। হ্যাঁ? আ একটা চুরি বানাই বা একটা ব পার্স বানিয়ে দেই। আ তো দেখা ওটা কিন্তু দেখে বোঝারই উপায় নেই যে এটা কোনো পুরোনো জিনিস থেকে বানানো হয়েছে। আমি ওই পুরনো জিনিসের যে ভালো পার্টটা থাকে সেটা দিয়েই তো বানাই। তো যে কারণে এগুলা কিন্তু এখন ভীষণ চাহিদা। যেহেতু দামটা একটু কম পড়ে কিন্তু দেখতে খুব সুন্দর হয় হ্যাঁ। হুম, হু।
জ্বী, জ্বী, জ্বী। বুঝতে পেরেছি। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। অল্প অল্প যেহেতু উপকরণে টাকা পয়সা কম লাগে। তো আসলে এইযে আপনি যে কত সুন্দর করে প্রোডাক্টিভ একটা কাজ করতে চাচ্ছেন তো আরো কি, কি ধরণের আসলে প্রোডাক্টিভ এই ধরণের সৃজনশীল কাজ করা যায় একটু যদি বলতেন?
হ্যাঁ। হুম, হু। হুম।